হ্যালো।
হ্যালো।
হাই, কেমন আছেন?
অনেক, অনেক, অনেক শুভকামনা আপনার জন্য। আমি ভালো আছি। ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন?
<chuckles> জ্বি, ধন্যবাদ। জ্বি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপর কেমন গেল আপনার দিনটা?
হ্যাঁ, চমৎকার! একটি দিন যাচ্ছে। মানে বিশেষ করে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ঠান্ডা। এজন্য ভালো লাগছে। আপনার?
হুম, হুম। জ্বি, জ্বি। জ্বি, আমার তো আজকে বেশ ভালোই গেল। তার ওপর আজকে বাহিরে গিয়েছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। আর এছাড়াও হচ্ছে আমাদের আ আজকে আবহাওয়াটাও বেশ ভালো ছিল, একটু বৃষ্টি ছিল। মেঘলা, মেঘলা ছিল, ঠান্ডা ছিল। আমার কাছে বেশ আসলে ভালোই লেগেছে।
আচ্ছা। বেশ চমৎকার! হ্যাঁ। না এরকম একটু আবহাওয়ায় বাইরে যেতে ভালো লাগে। গতবার এই সময় সুন্দরবনে গিয়েছিলাম, হ্যাঁ? আ তো অনেকগুলো পয়েন্ট দেও দেখার ইচ্ছা আছিল। মনেই হচ্ছিল যে সুন্দরবন গেলাম বাঘ দেখবো, বাঘ না হলেও তো অন্তত হরিণ দেখব, হ্যাঁ? আ তো আবহাওয়া এমন বৈরী হয়ে গেল যে ১ম পয়েন্টে গেলাম। সেখান থেকে বললো যে you have to back। আ আমরা ফেরত চলে আসলাম। অম মজাটা হল না। বাঘ দেখা আর হয়নি <chuckles> ইদানীং খেয়াল করেছেন নিশ্চয়ই যে জীব বৈচিত্রে আমাদের বাংলাদেশের জ্যোতি অনেক ভালো। কিন্তু জীব বৈচিত্র্য দিন, দিন কমে আসছে। কি বলেন?
হু, হু। জ্বী। আচ্ছা, আচ্ছা। <chuckles> হু, হু। হু, হু। জি, জি। হু, হু। হু, হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। আহ হ্যাঁ, কিন্তু আ জ্বি। হুম, হুম।